আচ্ছা, হ্যাঁ, আমার আমি সত্যি বলতে যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার এমন ফোন বা এমন মেসেজ দেখা যায় প্রায় সময় আসে যেহেতু আসলে অ্যা কমবেশি আমি ডিজিটাল পেমেন্ট এ অভ্যস্ত। তো আমি দেখলাম যে, যে অনেক ক্ষেত্রেই চলে আসে মানে যেগুলো হচ্ছে মানে একটু মনে হয় যে, সেটা হয়তো অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আসে এবং বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে, সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারী প্রতিষ্ঠান যেগুলো থেকে সচরাচর কল আসে। মানে ঐরকম নাম্বার থাকার চেষ্টা করে যেগুলা হচ্ছে মানে স্কাম এর নাম্বার আরকি বা তারা হচ্ছে চায় যে এই কলটা রিসিভ করার সাথে, সাথেই কিন্তু তারা মানে দেখা যায় যে ফোনের অ্যাক্সেস নিয়ে ফেলে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে, তারা কিন্তু আ ওপার পাশ থেকে বলে যে আসলে আপনার bKash বা আপনার এইযে যেসব অ্যাপ ব্যাংকিং অ্যাপ যেটা ব্যবহার করে সেখান থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে "আপনার বেলেন্স এর এত এটার সমস্যা এবং আপনি একটু যদি পিনটা দেন বা পি যদি ওটিপিটা একটু শেয়ার করেন।" তো এটা কিন্তু বড়সড় একটা ভুলের কারণ হতে পারে এবং আমার ক্ষেত্রে আসলে যেটা হয়েছিল যে আমাকে আসলে কল দিয়ে একটা পরিস্থিতিতে জিজ্ঞেস করা হয়েছিল যে, "আপনার পেমেন্টটা ঠিকঠাক মত আছে কিনা?" এবং একটা বিশেষ পদ্ধতিও তারা অবলম্বন করে। তারা দেখা যায় যে একটা বিষয় বলে যে, "হঠাৎ করে আপনার বেল মানে এ অ্যাকাউন্টে টাকা চলে গেছে" এবং তারা বলে যে, "এই টাকাটা আপনি পেয়েছেন কিনা, একটু দেখে জানান।" তো দেখার ফলে তাদেরকে কনফার্মেশনটা দিতে যায় বা তাদেরকে যখন আসলে ওই যে ওটিপি বা পেমেন্ট এর যে আসলে সময়, এই সময়টা বা পিনটা যদি তারা বুঝতে পারে তাহলে কিন্তু সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা বলতে গেলে অনেকখানি। তো আমি আসলে চেষ্টা করি যে এসব ফোন যেগুলা আসে বা SMS যেগুলা আসে, সেগুলা আমি চেষ্টা করি হচ্ছে মানে যত দ্রুত সম্ভব মানে এভয়েড করে চলা এবং আমি আসলে একটা অ্যাপও থাকে যেটা আসলে মানি দেখা যায় যে, এই নাম্বার থেকে যেটা কল আসে, সেটা কি একটা স্কামের নাম্বার নাকি আসলে মানে আসল একটা নাম্বার। তো আসলে অ্যাপ দিয়েও আসলে আমি বোঝার চেষ্টা করি আরকি এক্ষেত্রে।
জি, অবশ্যই। জি, একদম। জি, অবশ্যই। কল আছে, হ্যাঁ। বুঝতে পেরেছি। একদম। মানে যে পেমেন্ট ব্যবহার করতেছেন, সেখান থেকে ফোন দিয়েছে। অবশ্যই। জি, অবশ্যই। জি, অবশ্যই। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা টাকা চলে গেছে। বুঝতে পেরেছি। একদম। বুঝতে পেরেছি। জি অ স্ক্যাম এর নাম্বার কিনা। চেক করার চেষ্টা করেন আগে। <chuckles> যে এটা কিন্তু বললেন যে আসলে আপনি আ দেখা যাচ্ছে ১ম এ স্কামের স্বীকারও হয়তো হয়েছিলেন। আ কিন্তু দেখাচ্ছে আপনাকে কার্যক্রম করতে পারে না। আপনি হয়তো নাম্বারটা চেক দিয়েছিলেন যে, আসলে স্কাম কিনা বা এর আগে কেউ স্কামের স্বীকার হয়েছে কিনা? দা বিভিন্ন অ্যাপস দিয়ে আপনি চেক করে দেখেন যে নাম্বারটা ঠিক আছে কিনা। এটা কিন্তু বেশ বললেন। অ্যা আপনি যেভাবে বললেন যে ডিজিটাল পেমেন্ট আপনি যেভাবে সতর্কগুলো অব অবলম্বন করেন আ যে দোকানে গিয়ে দেখেন যে আসলে যে QR কোডটা ঠিক আছে কিনা। আ দেখা যাচ্ছে QR কোডের সাথে দেখাচ্ছে নাম্বার ভুল আছে কিনা বা কোনো মিসম্যাচ আছে কিনা। এটা কিন্তু বেশ বললেন। আরেকটা বললেন যে আসলে আপনি ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে সে আ ব্যবহার করেন যে আসলে আ পিন বা ওটিপি কারো সাথে শেয়ার করেন না। এটা শুনে বেশ ভালো লাগলো যে আপনি আ অনেক সুন্দরভাবে ডিজিটাল পেমেন্ট গুলো ব্যবহার করার চেষ্টা করেন বা ডিজিটাল পেমেন্ট গুলো ব্যবহার করে থাকেন। তো এত সুন্দরভাবে বলার জন্য আপনাকে কিন্তু অনেক, অনেক ধন্যবাদ।
জি। <chuckles> জি, জি। একদম। হু, হু। আসলেই। হুম, হু। জি, জি। একদম।